আমাদের যা যা যাত্রা বা আ যদি কথা বলি যানবাহনের যে বিষয়টা এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়া, এটি যদি <chuckles> না থাকতো তাহলে অনেকটা কঠিন হয়ে যেত। এই যে আগের যুগে আমরা শুনেছি যে তারা হেঁটে অনেক পথ পাড়ি দিয়েছে বা যোগাযোগের ক্ষেত্রে তারা চিঠির যে ব্যবহারটা ছিল, now একটা চিঠি লেখা সেটিকে আপনার পোস্ট অফিসের মাধ্যমে দেওয়া এবং দেওয়ার পরে আপনার বেশ কিছুদিন সময় লেগে যেত যার কাছে লিখেছেন তার কাছে পৌঁছাতে এবং অনেক সময় দেখা যাচ্ছে যে চিঠিও লিখেছেন আপনি তো জানেন না যে সেটি তার কাছে পৌঁছায়নি বা কোন কারণে নষ্ট হয়ে গিয়েছে, আপনি কিন্তু অপেক্ষায় আছেন সে চিঠির। হয়তো আপনি ভাবতেছেন যে হয়তো তার কাছে গিয়েছে, হয়তো সে সময় পাচ্ছে না, পেলেই হয়তো আপনার চিঠির উত্তরটা দিবে। কিন্তু এদিকে সে চিঠিটা পায়নি। এই যে এরকম আ সমস্যাগুলার মধ্যে আমার মনে হয় যে আমার করতে হ হতো বা থাকতে হতো যদি এই যে প্রযুক্তি আমাদের এই সমাধানটা করে না দিত। <sniffs>
হ্যাঁ, জি, জি। জি, জি। জি, জি। হ্যাঁ, হ্যাঁ একদম। জি, জি। জি, জি। একদম। হ্যাঁ, একদম। জি, জি। জি, জি। একদম ঠিক কথা বলেছেন ভাই, আমিও তাই মনে করি যে আসলে প্রযুক্তি যদি আমাদের সাথে না থাকতো তাহলে আজকের দিনগুলো অনেক কঠিন হয়ে যেত। এই যে আপনি কথা বললেন একটা দূরের মানুষের সাথে যোগাযোগ করা কঠিন হয়ে যেত। অ অনেকে হেটে এ গিয়ে যোগাযোগ করতে হতো। আবার হচ্ছে যে ব্যাংক, অফিস, স্কুল যেগুলা রয়েছে সেগুলাতে অ্যা সব জায়গায় আমাদেরকে লাইনে ধরে কাজ করতে হত। আবার হচ্ছে যে suppose আপনি একটা এপ মানে account বা data খুঁজতেছেন, আ সে খুঁজতে আপনাকে অনেক সময় লাগতো। আপনি একটা data খুঁজতে গেলে আপনাকে দেখা যাচ্ছে অনেকগুলো বই খুঁজতে হত, অনেকগুলো পৃষ্ঠা উল্টাইতে হত। সেক্ষেত্রে অনেক কিছু করতে হত। চিকিৎসা বা ব্যবসা বা লেখালেখির ক্ষেত্রে অনেক গতি আমাদের কমে যেত। সবথেকে বেশি সম কিন্তু জানেন কি? যে আ সময় অনেক বেশি লাগতো আমাদের যেটা এখন আমাদের এই জীবনে এসে অ সময়ের মূল্য অনেক, তো আমাদের সেই সময়টাই নেই। তো সেই কথা ব বা যেটা বলতাম যে আসলে প্রযুক্তি না থাকলে আজকের দিনে আমাদের সবথেকে বেশি যেটা ক্ষতি হতো সেটা আমাদের সময় অনেক বেশি লাগতো আসলে।
জি। জি। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। <chuckles> জি, হুম। জি, জি। <chuckles>